উম আমার ছোট ভাইটা এরকম ছিল। ছোটবেলার কথা যদি বলি। হ্যাঁ, তার অ্যা অ্যা সে তার কথা হচ্ছে তার পোশাক-আশাক কিছুই লাগবে না, শুধু খেলনাই লাগবে। ঈদ হোক আর যাই হোক তো বলবে যে, আমাকে বলবে, যে, আমাকে আম্মুকে বলো নয় আব্বুকে বললো যে, আমার এসব লাগবে না। শুধু খেলনা হলেই চলবে। হ্যাঁ, <laughs> আ।
উম উহু। উব জ্বি। <chuckles> খেলনাই লাগবে, জ্বি। <chuckles> আসলে খেলনার বিষয়টা দেখতে গেলে আমার অ্যা একটা খালাতো নিজে খালাত ভাইয়ের কথা মনে পড়ে, ছোট সে। আ আর এত প পরিমাণ খেলনা মানে ২-৩ বস্তা করেও আসলে বাঁচবে মানে ও যখনই বের হবে ওকে নিয়ে যখনই বের হবেন বা ওর সামনে দিয়ে কো কোনো খেলনা দে ও দেখছে যদি ওকে না নিয়ে দিয়েছেন, তা মানে, না নিয়ে দিয়ে কোনো উপায় নেই ও নিবেই আ এমন কিন্তু মাঝেমধ্যে আমাদের বাসায় আসে ওকে নিয়ে কিন্তু আমি একটু বের হই চিপস-পিস খাওয়ানোর জন্য ও কিন্তু এমন মানে এত পরিমাণ খেলনা ভালোবাসে অন্য কিছু নিবে না ও খাবেও না আসলে খেলনা, খেলনা দিয়ে কিন্তু ও মানে আসি আ আরকি বাসাটায় ভর্তি হয়ে গেছে এখন। <chuckles>
হুম। উ হুম। হুম। হুম, আসলেই তাই। এই যে, ছোটবেলায় দেখতাম ২ ভাই বোন হ্যাঁ, কি হতো মারামারি করছি। দোষ দেখা যাচ্ছে ওরও হতো হ্যাঁ, কিন্তু বকাঝকা বলতে পারেন সব আমারই খেতে হত। যে, আমার আম্মুর কাছে যে, আমিই করেছি সবকিছু। সব দোষ সে করেও আমার হচ্ছে ঘাড়ে বলতে পারেন দোষ। যেহেতু আমি বড় এরজন্য দোষটা আমারই হত।
উহু। জ্বি। হুম, হুম। আসলে। <chuckles> <chuckles> জ্বি, জ্বি। জ্বী, একদম ঠিক বলেছেন। আসলে আ ছোটরা কিছু করলে তো দোষ হয় না। আসলে সে সময় একটা আর কি তাদেরকে ওই একটুতে যাউ যেহেতু তাদেরকে একটু বকলেই একটু বকলেই কান্নাকাটি করত সেক্ষেত্রে কিন্তু আমাদেরই দোষ হত। যদি সেও আ উল্টো কিছু করে বা আপনি একটু বকাঝকা দিয়েছেন তারপরেও কিন্তু দোষ আপনারই। আপনি কি কিসের জন্য বকা দিলেন বা ইয়ে করলেন। এই যে, বিষয়গুলো সুন্দর, সুন্দর বিষয়গুলো।
হুম, হুম। উম অ্যা একদমই। আর, আর তাকে তো মারাও লাগত না। অ্যা এই কিছু না বলেও বলবে যে, সে আমাকে মেরেই শেষ করে দিয়েছে। এমনটাই হত, হ্যাঁ।
<chuckles> জ্বি, জ্বি, জ্বি। এগুলো তো, <chuckles> হ্যাঁ, এগুলো কিন্তু প্রাই হত। মানে একটু যদি বকা দিছেন তাহলে খবর আছে আপনার। <chuckles> আপনি যতই বড় হন না কেন বাসার।
হুম। উম জ্বী, জ্বী, জ্বী, অ্যা